আ আসলে কি বলবো উম আমি প্রায় আ অনেকদিন যাবৎ ধরে একটা সমস্যার মধ্য দিয়েই ভুগতেছি। আ আসলে সেখান থেকে যে কীভাবে আসলে আমি অ্যা নিজেকে অ্যা ফিরে আনবো আসলে নিজেও বুঝতেছি না। কীভাবে আমার সঠিক লক্ষ্যে পৌঁছাবো? আসলে সেটাও হচ্ছে না। আ শুধু চিন্তার মধ্য দিয়েই যাচ্ছে, শুধু চিন্তার মধ্য দিয়েই যাচ্ছে। তো ভাবলাম <smacks lips> আসলে আমাকে দিয়ে আর কোনো কিছুই হবে না। এরকম ভেবে, ভেবে আসলে ভাবলাম যে আরেকজনের সাথে যদি কথা বলতাম। <smacks lips> আ তাহলে হয়তোবা কেউ এ বিষয়ে আমাকে একটু পরা ভালো একটা কোন পরামর্শ দিতে পারত। উম তাই আরকি আপনার সাথে একটু কথা বলা যদি আমাকে আপনার একটু মূল্যবান সময়টা দিয়ে একটু ভালো একটু পরামর্শ দিয়ে, আমাকে একটু যদি উপকৃত করতেন তাহলে খুব একটা স্বস্তিবোধ মনে করতাম।
আ আপনার কথা শুনে মনে হচ্ছে আসলে আপনি বর্তমানে খুব কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন। আ আমি চেষ্টা করব আমার আ সামর্থ্য অনুযায়ী আপনাকে সাহায্য করার জন্য। তো আপনি কি দয়া করে আপনার সমস্যাটা একটু সবিস্তারে বলবেন? তাহলে আ আমার জন্য ভালো হয়। আমি বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারি।
জি, আসলে হয়েছে কি? আ সবসময় কেন জানি আ মাথার মধ্যে উলটপালট চিন্তাভাবনা আসে। আ বাসা থেকে যখন বাইরে থাকি অ্যা তখন দেখা যাচ্ছে মোটামুটি ভালোই থাকি। আ সবকিছুই ঠিকঠাক। বন্ধুদের সাথে চলাফেরা ঠিকঠাক। বাকি সবই ঠিকঠাক থাকে কিন্তু আ ঘটনা হয়েছে কি? যখন আমি বাসায় আসি, আ বাসায় এসে যখন দেখা যাচ্ছে একটু শুয়ে থাকি, একটু বিশ্রামে থাকি তখন আ আসলে সবাই ওই বিশ্রামে যায়। আসলে আ আমার মনে হয় কি? আসলে আমি বিশ্রামে নেই আসলে আ যতো ধরণের টেনশন, যতো ধরনের চিন্তা ভাবনা আ সব মনে হয় আমার মধ্য দিয়েই যায়। আ আর চিন্তা ভাবনাগুলো না খুব একটা উদ্ভট চিন্তাভাবনা। আসলে কি বলবো? মানে এতো ধরনের প্ল্যানিং আ এত ধরণের আ হি আ হিসাব কিতাব সব দেখাচ্ছে যে আমার এই চিন্তা ভাবনার মধ্য দিয়েই যাচ্ছে। আ সবসময় মনে হচ্ছে যে এটা করলে হয়তোবা একটু আ লাভজনক হবে। এটা, এই ব্যবসাটা করলে মনে হয় একটু ভালো হবে। আ এই ব্যবসাটা করলে মনে হয় একটু ভালো হবে। আর YouTube দেখি তো আ YouTube এ তো অনেক ধরনের ব্যবসা থিওরি দিয়ে থাকে। আ এগুলো দেখি আর একেক সময় একেকটা মনে হয় যে, আমি নিজেকে মনে হয় অনেক প্রতিষ্ঠিত করতে পারবো। আ এইভাবেই আসলে চিন্তাভাবনা একেক সময় একেকটা হয়ে যায়। আ সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে এই ধরনের চিন্তাভাবনা করেও অনেক কাজ করেও ফেলেছি। তো ভাবলাম আ এখান থেকে যোদি হয়তোবা আ কোনো একটা ভালো একটা লক্ষ্যে যেতে পারি। কিন্তু ওইভাবে আসলে হয়ে উঠতেছে না। আ আরো হিতের বিপরীত হয়ে যাচ্ছে। শুধু টাকা পয়সাই নষ্ট করতেছি আর বাসায় বকাঝকা কোর খাচ্ছি। আ তো আপনি যোদি একটু বলতেন আসলে কিভাবে আমি, আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে দেখা যাচ্ছে বাসায় আসলে যে, উল উলট পালট চিন্তা হবে না, অনেক ধরণের ব্যবসার আইডিয়া এই ধরনের চিন্তা ভাবনা করতে, করতে যেহেতু আমি এ্যা অনেক পিছুর দিকেই চলে যাচ্ছি, অনেক ক্ষতিগ্রস্তর দিকেই যাচ্ছি, দেখাচ্ছে বলতে গেলে। কারণ অনেক টাকা এইভাবে নষ্ট করে ফেলেছি। হয়তো আপনি যদি একটু বলতেন আসলে কিভাবে কেমনে দেখাচ্ছে আমি ভালো একটা লক্ষ্যে যেতে পারবো?
হুম। হুম। আচ্ছা। আ ১ম এই আমি আপনার মাঝে একটা উদ্যোক্তা সুলভ আ দৃষ্টিভঙ্গি বা, উদ্যোক্তা সুলভ মানসিকতা দেখে আ খুবই খুশি হয়েছি। তোহ আপনি চেষ্টা করছেন আপনার মতো কিছু ব্যবসা দাঁড় করানোর জন্য। আসলে আ ব্যবসাতে তো লাভ-ক্ষতি থাকেই, তাই না? তো এটা মেনেই আসলে আপনাকে আগাতে হবে। আপনি একটু বেশি চিন্তা ভাবনা করছেন। এর কারণ হচ্ছে, আপনি আ বিভিন্ন ধরনের আ ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায় আপনি লস করেছেন বেশ কিছু ক্ষেত্রে। তো এজন্যই আসলে আপনাকে অতিরিক্ত চিন্তাটা ঘিরে ধরেছে। আমি বলবো, "এটাতে আপনি আর খুব বেশি হতাশ হবেন না। এটাকে আপনি একটা শিক্ষা হিসেবে যদি গ্রহণ করেন, তাহলে হয়তো আপনার জন্য ভালো হবে।" আ আপনি তো বলছিলেন, "আপনি অনেক চিন্তা ভাবনা করছেন।" তো আপনি কি কখনো নোট করেছেন আপনার চিন্তাগুলো কি? বা, আপনার চিন্তাগুলো কতটা গঠনমূলক? বা, আপনি ব্যবসায় কেন লস করেছেন আসলে? এ এটা নিয়ে কি আ খুব specific ভাবে ভেবেছেন?
জ্বি। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আ জি, আসলে ঐভাবে যেটা বললেন, ঐভাবে ভাবা হয়নি। আ তো যতদূর দেখা যাচ্ছে রাতের বেলা দেখা যাচ্ছে আমি যখন শুইতে যাই, তখন অনেক ধরনের চিন্তা-ভাবনা আ অনেক ধরনের উদ্যোগতার একটা চিন্তা-ভাবনা চলে আসে আমার মধ্যেই। আ সেখান থেকে আসলেও অনেক ধরনের চিন্তা-ভাবনা করে দেখা যাচ্ছে, যেটা একটু রাতের বেলা একটু শুয়ে, শুয়েই মনে হচ্ছে যে, "না এটাতে মনে হয় একটু লাভজনক একটু বেশি। আ এই ব্যবসাটা আমার কল্লে হয়তোবা ভালো একটা প্রফিট করতে পারবো। দেখা যাচ্ছে যে ভালো একটা লেভেল থেকেই কাজ করবো।" এইখান থেকে আসলে আমি একটা উদাহরণ দিচ্ছি যেটা করেছিলাম আসলে, আ কিছুদিন আগেই রিসেন্ট। আ সেটা হচ্ছে কি? দেখলাম ইয়া আ YouTube এ যে অনেক সস্তায়, অনেক কম দামে, অনেক ধরনের থ্রি-পিস, অনেক ধরনের দেখা যাচ্ছে টি-শার্ট, গেঞ্জি আ বিক্রি করতেছে। আ তারা এইভাবে বলতেছে যে, "আমরা আ সরাসরি কারখানা থেকে দিচ্ছি এবং কি অল্প টাকায় কেউ দিতে পারবে না।" এরকম একটা চিন্তা-ভাবনা বলল। আবার বলতেছে কি? এই কাপড়গুলো আ অন্যান্য ও যারা আছে তারা আ যদি বিক্রি করে দেখা যাচ্ছে যে, একটা কাপড় আ একটা টি-শার্টই বলি, দেখাচ্ছে ওরা বলতেছে ৬০ থেকে ৳৭০ ওরা বিক্রি করে। কিন্তু আমরা দিচ্ছি শুধু ৳৫০ -য়। আর যেগুলো আবার দেখা যাচ্ছে ওরা চাচ্ছে যে ৳৮০ ওরা আবার বলতেছে, আ অন্যান্য জায়গায় এরা পাইকারি বিক্রি করে। আ দেখা যাচ্ছে অ্যা ৳১১০-৳১১০, "আপনারা আমাদের কাছ থেকে নিলে পাইকারি বিক্রি করতে পারবেন।" তখন আমার মাথার মধ্যে খেলল, আসলে অ্যা যেহেতু আমি পাইকারি বিক্রি করতে পারবো, খুব ভালো একটা সম্মান, একটা ভালো একটা ওয়েট, আ দেখা যাচ্ছে আমি পাইকারদার হবো। শুধু দোকানে, দোকানে পাইকারি দিবো। আসলে এই ধরনের চিন্তা-ভাবনা করে না, মানে আমি আর আ চিন্তা করার পর থেকে তার পরেরদিন থেকে দেখা যাচ্ছে আমি, আমি বেতালা হয়ে যাচ্ছি। আ কই থেকে টাকা পাবো, কই থেকে টাকা এরেঞ্জ করবো? এরকম যাইহোক বহুত ভাবে আসলে দেখা যাচ্ছে লোন নিয়ে হোক দেখা যাচ্ছে অনেকভাবে ব্যবস্থা করে ফেললাম আসলে টাকার। আ অল্প কিছু টাকা। ভাবলাম কি? এই টাকা দিয়ে আসলে তো পাইকারি বিক্রি করা ঐভাবে সম্ভব হবে না। আ তো কি করা যায়? আ পরে চিন্তা করলাম কি? আমি এখান থেকেই তারপরো কাপড় নিয়ে আসব। নিয়ে এসে আমি রুলিং করবো যে বাকি দিবো না। আ শুধু নগদ টাকায় দিব। মানুষ কাপড় নিবে, আবার কার কি লাগবে আমাকে বলবে। আবার যে কাপড় বিক্রি করলাম ঐ কাপড়ের টাকা দিয়ে আবার কাপড় নিয়ে আসবো। মানে এক ধরনের বলতে গেলে একটা রুলিং আরকি, আমার আ ঐ টাকার মধ্যে দিয়ে একটা রুলিং হবে। অল্প, অল্প করে। এই চিন্তা-ভাবনা করে যখন কাপড় নিয়ে আসলাম না, পরে এনে দেখতেছি, আসলে মার্কেটে যাচ্ছি আ মার্কেটে দেখা যাচ্ছে সাড়া কম পাচ্ছি। আ তারা অনেকে আবার বুঝতেছে হ্যাঁ, কাপড়টা ঠিক আছে, একটু কম টাকা। আ কিন্তু অনেকে বলতেছে, "আমরা তো অ আ বাকি নেই। আমাদের পাশে একটা আ ইয়ে আছে। এখানে গেলে দেখাচ্ছে আমরা আ যদি আ বিশ হাজার টাকা দেই, আমাদের ৳৫০,০০০ -র কাপড় দিয়ে দেয়। আমরা সেখান থেকেই আনি।" আ এইভাবে বলাতে না অনেকে আরকি বাকি চাচ্ছে। আ অনেকে দেখা যাচ্ছে একটুকু রেট আ ঐভাবে নিতে চাচ্ছে না। মানে একেকজনার একেকটা চিন্তা-ভাবনা বলে যে, "না আমরা এইভাবে নেই না, আমরা ডাইরেক্ট সরাসরি নিয়ে আসি।" মানে একেকজনের একেক মন্তব্যতে আসলে ঐভাবে দেখাচ্ছে কি? আমার ঐযে মালগুলো আমি নিয়ে আসছি, সেগুলো ঐভাবেই পড়ে থাকতেছে। না পারতেছি বাকি দিতে, না পারতেছি ঐভাবে বেচতে। আ সেই থেকে আসলে অ্যা খুব একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি বলতেন, এখান থেকে আ এই চিন্তা-ভাবনা, বাসার মধ্যে আসলেই দেখা যাচ্ছে বহুত ধরনের চিন্তা-ভাবনা কাজ করতাছি, কি করব না করব? আসলে মানে এখান থেকেই আসলে পরিবারের থেকেও খুব একটা হেনস্থা বোধ করতেছি। যদি একটু বলতেন বিষয়গুলো নিয়ে।
হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। আচ্ছা, আসলে আপনি সম্ভবত নতুন ব্যবসা করছিলেন তো, আপনি হয়তো আ বুঝতে পারছিলেন না আসলে প্রোডাক্ট গুলা কেনার পর আ সেগুলো আপনি বিক্রি কোথায় করবেন? বা প্রোডাক্ট গুলোর উপযোগিতা আছে কিনা? আপনি কমের মধ্যে পেয়েই আসলে নিয়ে গিয়েছিলেন। তো এক্ষেত্রে আমি বলবো আ যেহেতু আপনি আপনার আ কেনা প্রোডাক্ট তো আর আ যাদের কাছ থেকে কিনেছিলেন তাদের কাছে আ বিক্রি করলে তো রিফান্ড পাবেন না? তাই না?
হ্যাঁ। হ্যাঁ। না।
নাকি আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি চেষ্টা করুন যে আপনি আ একটা জায়গায় হয়তো পণ্যটা বিক্রি করতে অ্যা একটু অসমর্থ হয়েছেন বা পারেন নিও। তো আপনি চেষ্টা করুন অন্য কোন মার্কেট, আ অন্য কোন আ আ জায়গায় আ যেখানে কাপড়ের চাহিদা থাকতে পারে সেখানে একটু গিয়ে যোগাযোগ করার। তারা হয়তো আপনার আ প্রোডাক্ট নিতে পারে। আপনি আ বিকল্প একটা মার্কেট খোঁজার চেষ্টা করুন। আ আপনি কি একটা জায়গাতেই গিয়েছিলেন কাপড় আ গুলো বিক্রি করার জন্য? নাকি বেশ কয়েক জায়গায় গিয়েছিলেন?
হুম। আচ্ছা। আ আসলে আমি গেসিলাম কয়েকটা জায়গাতেই মূলত গেসিলাম। কিন্তু আবার আ কি জানেন? আসলে আমার মধ্যে কেমন জানি একটা আ লজ্জা আর একটা আতঙ্ক মানে একটা ভয় কাজ করে যে, "এ নিয়ে যাবো, ওরা আবার কি থেকে কি বলবে?" দেখা যাচ্ছে অনেকেও আবার এইভাবে যদি বলে ফেলে যে, "আ আমরা তো এই কাপড় আরো কম রেটেই তো পাই।" অনেকে আবার বলতে পারে, "এই কাপড় ভালো না।" আ আসলে এই ধরনের অনেকের অনেক ধরনের প্রশ্ন, অনেকের জিজ্ঞাসা, অনেকে আবার বাকির চিন্তা ভাবনা যে সপ্তাহখানেক পরে দিবে। আবার দেখতেছি কি? অনেকে আবার আ বলতেছে যে, "আমরা ওখানে নিয়ে আসি, কাপড় শেষ করি তারপরে আবার মাল আনতে যাই।" মানে আসলে বহুত ধরনের কথাবার্তা শুনে আসলে বহুত ধরনের একটা টেনশন এর মধ্য দিয়েই যাচ্ছি, তাই আরকি বিক্রি করা ঐভাবে হয়ে উঠতেছে না। আ পরিবারের আবার সবাই আমাকে একটু বকাঝকা করতেছে যে শুধু আ ব্যবসার কথা বলে শুধু টাকাই নি আর, আর ক্ষয়ক্ষতি করে। এই ধরনের বহুত টেনশন আরকি মাথার মধ্য দিয়ে যাচ্ছে, যদি একটু বলতেন আসলে আ কিভাবে আমি আমার এই যে টেনশন থেকে মুক্তি পেতে পারি?
ও! হুম, হু। আচ্ছা। আচ্ছা, আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যেন আ আপনার প্রো পণ্যগুলো বেচার জন্য আ বিকল্প ব্যবস্থা বা, বিকল্প দোকানগুলো আ আ দেখার একটু চেষ্টা করে দেখেন। এভাবে হয়তো আপনার আ প্রোডাক্টগুলোর আ হয়তো একটা গতি হবে। কারণ, আপনি আ বলছিলেন যে, কিছু, কিছু মানুষ আপনার আ প্রোডাক্ট নিতে চাচ্ছিল, কিন্তু তারা হয়তো বাকিতে নিতে চাচ্ছিল। তাই না? তো আমি বলবো, আপনি যেহেতু শুরুই করেছেন এভাবে বা, আপনাকে হয়তো চিনে না তারা, আপনি অ্যা এ প্রথমবার বাকি দিতে পারেন। কারণ, তারা হয়তো একটা নির্দিষ্ট জায়গায় ব্যবসা করেন। তাই না? তাদের তো অনেকদিন ব্যবসা করতে হবে। আ তাদের আ মাথায় যদি বাজে চিন্তা থাকে, যে তারা হয়তো আপনার প্রোডাক্টের টাকা মেরে দিবে, তারা সেটা পারবে না। কারণ, তারা তো তাদের জায়গা হঠাৎ করে ছাড়তে পারবে না। তাই না? তো আমার মনে হয় যে, আপনার আ এইক্ষেত্রে হয়তো তেমন একটা লস হবে না বা, হওয়ার সম্ভাবনা খুব কম। আপনি চাইলে একটু রিস্ক নিতে পারেন।
হুম। হুম। হুম। হ্যাঁ। আচ্ছা।
এছাড়া আপনি আ পরিবারের যে বিষয়টা বললেন, আমি বলবো, আ আপনি আ পরিবারের মানুষদের সাথে আ আপনার ব্যবসার বিষয়ে বা, আপনার ব্যবসার সম্ভাবনা বা, আপনার আ প্ল্যানিংয়ের দুর্বলতা, এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করুন। তাহলে হয়তো আ তাদের মনটাও একটু শান্ত হবে। পাশাপাশি তারাও হয়তো আপনাকে একটু পরামর্শ দিতে পারবে, হ্যাঁ? এটা একটু করা উচিত। আ আপনি কি আ কখনো চেষ্টা করেছিলেন পরিবারের সাথে এগুলো কথা বলার জন্য?
জ্বি। জ্বি, আমি বলেছিলাম। আ তারা আমাকে বলছিল যে, "আ এত বড় লক্ষ্য, এত বড় একবারেই বড় হওয়া যায় না।" তারা বলতেছে স, "আ তুই আগে আ ইয়ে কর। আ আম খুচরা বিক্রি কর। খুচরা বিক্রি কর আগে, শিখ ভালোভাবে। অ্যা তারপরেই এ না পাইকারি বিক্রি করিস।" এইভাবে বলছিল।
হুম। হুম, হুম। আপ আমি বলবো, আপনার উচিত হ্যাঁ, তারা কিন্তু ভালো পরামর্শ দিয়েছে। এ হ্যাঁ? আপনি হঠাৎ করে তো আ অ্যা এত বেশি ব্যবসা করতে পারবেন না। আপনাকে এ জিরো থেকে স্টার্ট করতে হবে। তো আমি বলবো, আপনার পরিবার মোটামুটি ভালো পরামর্শ দিয়েছে। আপনি তাদের পরামর্শগুলো একটু মেনে চলুন। আর আ এখন মানসিকভাবে একটু শান্ত থাকুন। আমার মনে হয় আপনার সমস্যাটা আ দ্রুতই সমাধান হয়ে যাবে। শুভকামনা রইলো আপনার জন্য।
আচ্ছা। জ্বি। জ্বি, আপনার কথা শুনে খুব ভাল লাগলো। ভালো আপনি উপদেশ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ।